অ্যাম হ্যাঁ, এরকম এ আলাদা করে যে ব্রেক নেয়া হতো এমনও না। এহ এমন হচ্ছিল যে আমরা কি করতাম? কাজের ফাঁকে আমরা হচ্ছে, আ কথা বলতাম। বিভিন্ন ব্যাপারে কথা বলা হতো কাজের বাইরে। তো সেটা একটা ব্রেকের মতোই কাজ করতো। একটু রিফ্রেশিং ছিল। হাসাহাসি করতাম। হ্যাঁ, তো অ্যা এটা একটু কাজে দিত। কিন্তু, মানে যে কথাটা বলছিলাম একটু আগে, ওই প্রেজেন্টেশন এর ব্যাপারে। তখন আমার কাছে মনে হয়েছে আমরা যদি নিজেদের মাঝে থেকে, মানে ওই গ্রুপ থেকে বের হয়ে যদি একা, একা একটু সময় কাটাই, একা, একা ব্রেক নেই। তখন সেটা একটু ভালো কাজে আসবে। কারণ গ্রুপের মধ্যেও একটা অ্যা চাপ অনুভূত হা হচ্ছিল।
ওকে। বুঝতে পেরেছি। হ্যাঁ, তা তো অবশ্যই। আও! মানে ওইযে সবাই মিলে থাকার কারণে কিন্তু আসলে কোথাও না কোথাও, সেই ওইযে ওই ঘটনাটা মনে কর বা বলা যায় যে মনোযোগটা আসলে ওইদিকে চলে যায়। হ্যাঁ, একদমই আসলে বুঝতে পারছি তো। তো এইখানে আসলে একটা জিনিস আসলে জানতে চাই। যে, আপনারা আসলে যে কোন কারণে কি এছ মনস্তাত্ত্বিক সেফটি নিয়ে আসলে কিরকম স্পষ্ট থাকেন? যেমন ধরেন যে বড়রা আগে থেকে যদি আইডিয়া, অ্যান যদি কেটে দেয়, সেক্ষেত্রে তো আসলে ভেঙে পড়বেন, বা আসলে বলা যায় যে আপনারা আসলে চাপটা থেকে আর আসবে না। তো এক্ষেত্রে আসলে আপনারা কি ধরনের চিন্তা ভাবনা করেন?
হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটাই। হুম। কেউ যদি আইডিয়া কেটে দেয় অ্যা বা অ্যা চিন্তাভাবনার ব্যাপারটা যেটা বললেন সেটা হচ্ছে, অ্যা ১ম থেকেই একটু প্রিপারেশন নিয়ে রাখতে হয় যে আমার আইডিয়াটা কারোর ভালো লাগছে কিনা বা লাগবে কিনা। এ ব্যাপারে একটু, মানে আগে থেকেই যদি প্রিপেয়ার্ড থাকি, আ যে খারাপ কিছু হতে পারে বা নেগেটিভ ফি ফিডব্যাক আসতে পারে, তখন অ্যা মানে শুরু থেকে একটা মানে
আহ হ্যাঁ, তা তো অবশ্যই। সবার পছন্দ আসলে নাও হতে পারে এম এরকম একটা চিন্তাধারা। বা বলা যায় যে আপনারা কিন্তু অ্যা এরকমও করে থাকেন কিনা যে, অনি এনোনিমাস ভাবে আইডিয়া বক্স বা বলা যায় যে ডট ভোটিং যেটা আসলে সবার মধ্যে একটা কৌতূহল জাগায়। যে মানে মানসিকভাবে একটু চিন্তা করার আসলে সক্ষমতা বাড়ায়। এরকম কি করেন কিনা?
হ্যাঁ, হ্যাঁ। জি। হুম, হুম। হুম। অ্যা না এরকম আসলে করা হয় না। আমাদের সাথে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে, অ্যা যদি কারো আইডিয়া আসতো সে হচ্ছে লিখে রাখত। তো যখন আমরা কোন কাজের বাইরে ব্রেক নিতাম বা অন্য ব্যাপারে কথা বলতাম তখন আমরা ওই আইডিয়াগুলো নিয়ে মাঝে, মাঝে অ্যা ব্রেইনস্টর্ম করতাম। আমা আমার কাছে মনে হত যে এই ব্যাপারটা খুবই কাজে দিয়েছে, অ্যা আমার অ্যা স্টুডেন্ট লাইফে।
ও! বুঝতে পেরেছি। হুম, হুম। বাহ!